<clears throat> আর আ সমস্যা বলতে কি? ধরেন, আ আপনার অ্যা টা সবকিছু ঠিক করার পরে আমি কোনো যদি ফা fold file save দিই। save দেওয়ার পরে যে ঐ সময় যদি কোনোভাবে কোনো error হয়ে যায়, আ আ
হুম, হুম। তাহলে পুরো project টাই অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে।
হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের আরকি আ মোকাবেলার করার একটাই option যে আমরা একটা, একটা করে part ইয়ে part আ build করি, তারপরে ওইটাকে save দিই। তারপরে আবারও নতুন করে ওই same জায়গা থেকে আবারও আ নতুন করে শুরু করি।
হু, হুম।
তো এটাই হলো আমার কাছে সবথেকে সহজ একটা মাধ্যম আমি ইয়ে করি। আর challenge গুলির ভিতরে আপনার সবসময় হয় কি? মূল মূল যে file টা ওইটা save করার সময়ই আরকি একটু কষ্ট হয়ে যায়।
হুম, আসলে আপনি একটা valuable জিনিস বলেছেন। হুম, হুম। হু উ হ্যাঁ, আপনি একটা valuable জিনিস বলেছেন। আসলে processing power টা আপনার ক্ষেত্রে অন্তত অনেক একটা জরুরি জিনিস হয়ে দাঁড়ায়। আ যেহেতু ব আ ত্রি ত্রিমাত্রিক design করছেন আপনি, সেক্ষেত্রে অনেক অনেক calculation করা লাগে। ভালো মানের একটা device না হলে যেটা করা আসলেই একটু দুষ্কর হয়ে যায়।
জি। জি। অ্যা হ্যাঁ। অ্যা হ্যাঁ। একটু একটু উন্নত মানের tools না হলে কাজ হয় না, কাজ করা যায় না।
উম আ আমার জন্যে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আমার বেশিরভাগ টুলই আ internet এর মাধ্যমে হয়ে যায়। আমার নিজস্ব তেমন কোনো একটা কিছু করা লাগে না। তবে সবচাইতে বড় challenge হচ্ছে যে আমার
হ্যাঁ। জি। তারপরও আপনার যদি ইন্টারনেটটা connection কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তো তখন কি করেন আপনি?
হু, হু।